বুঝতে পেরেছি। তাহলে মানে এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা উদাহরণ হলো। আসলে যে এই যে আপনাদের মধ্যে শুধু সামান্য ছোট্ট একটা টেক্সট মেসেজ এবং সেই টেক্সট মেসেজের ভাষাও কিন্তু খুবই সংক্ষিপ্ত খুবই সহজ। যে না পারছি না আমার ভালো লাগছে না। সেটা থেকে কত বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারছিল এবং অ দুজনের মধ্যে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা আসলেই আ
<chuckles> <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> <chuckles> হ্যাঁ। মাঝে মধ্যে এরকমটা আসলে হয়ে থাকে। <chuckles>
হ্যাঁ না এই কারণেই টেক্সট মেসেজ এ কেন ভুল বোঝাবুঝি হয় আসলে। স সত্যি কথা বলতে। আর আরেকটা বড় সমস্যা আপনি কি হয় মনে হয় কিনা জানি না যে ভাষার কারণেও কিন্তু অনেক সময় হতে পারে। বাংলা না ইংরেজি মানে মানুষ কিন্তু আমাদের তো অনেক টেক্সটগুল অনেকে আ ইংলিশে করে।
হ্যাঁ, হ্যাঁ এটাও, এটাও। এটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ অনেকে হয় না? অনেকে কিন্তু এরকম করে দেখা যাচ্ছে যে। অ্যা বাংলার সাথে সাথে ইংরেজিতে আসলে করার একটা অ্যা প্রবণতা রয়েছে অনেকের ক্ষেত্রে তো তখন দেখা যায় যে আ এই পাশের ব্যক্তিটা সে কিন্তু বিষয়টা হয়তো ওরকমভাবে হয়তো বা নাও বুঝতে পারে দেখা যাচ্ছে অনেকে এরকমভাবে লেখে যে অভ্র আ সিস্টেম আসলে লিখে থাকে যেমন ধরুন আ মানে বাংলাটাকে ইংরেজিতে লিখছে আর কি কিন্তু একদম মানে আ ইংরেজি ইসে না।
জি এটাও। জ্বী। হু হু।
অর্থটা আসলে ইংরেজিতে করছে না কিন্তু বাংলায় কিন্তু আ জাস্ট ইংরেজি বাংলিশ এর মতো কি একটা বলে। তো এরকম করে যখন আসলে লেখ
বুঝতে পেরেছি মানে ইং ইংরেজি লেটার দিয়ে বাংলা লিখছে। এটাও করে অনেকে। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ ইংরেজি লেটার দিয়ে বাংলা আছে। হ্যাঁ এক্সাক্টলি এটাই ঠিক বলেছেন। তো এরকমটা অনেকে করে। দেখা যাচ্ছে এই এটার ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকে যে অনেকে, অনেকে একটা শব্দকেই একেকজন আসলে একেকভাবে লেখে বা সেটা আসলে যখন অন্য ব্যক্তির কাছে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে যে অর্থটাই অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো এরকম অর্থ চেঞ্জ হয়ে গেলে তো আসলে কথার ভাবমূর্তি একরকম থাকে। তো সেক্ষেত্রে তো আরো বেশি বিশৃঙ্খলা আসলে তৈরি হয়ে যায়। কিন্তু সামনাসামনি কথা বললে কিন্তু এই সমস্যাটা হত না। আ হয়তোবা সে বাংলাই বলতো। তখন তো আর ইংরেজির ব্যাপারটা আসতো না আ এবং দেখা যাচ্ছে যে আ ওই যে, যে আগে বলছিলাম যে গলার ভয়েস বা স্বরেরও কিন্তু আসলে একটা পরিবর্তন তখন আ একটা বিষয় হয়ে দাঁড়ায়।
<laughs> হ্যাঁ। হু, আসলেই।